উম আর এই জিনিসটাই কিন্তু আসলে আমাদের জীবনে কিন্তু অনেকে আমাদেরকে আ বাক্সবন্দী করে রাখার চেষ্টা করে যে তোক আ তোমাকে এই জিনিসটা হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আসলে আপনিই আ আপনি যদি আসলে কোন জিনিস পছন্দ না করেন, আপনি কিন্তু আসলে সেই বিষয়ে আপনি যতই করুন না কেন কাজ, আপনি মনে করেন আপনি ডাক্তারী পছন্দ করেন না। আপনি আসলে রক্তে ভয় পান কিন্তু আপনাকে বাধ্যতামূলক ভাবে আপনার বাবা-মা আপনাকে এখানে ভর্তি করালো। আমার মনে হয় যে দিনশেষে কি হয়, যে আপনি যখন আসলে করেন আপনার মনেও কিন্তু আপনার নিজেকে নিজের ফ ফ্রড মনে হবে। যেমন আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি, যে আসলে আমি আ আমার খুবই ভালো লাগে পেইন্টিং বা এরকম টাইপের আ ক্রিয়েটিভ ফিল্ডে। কিন্তু আসলে আমি পড়েছি বিজনেস নিয়ে। তো আমি একদম স্ট্রিক্টলি একটা বিজনেসের সাবজেক্টে একটা MNC তে আছি। তো দেখা যাচ্ছে যে এই যে বিজনেসের সাবজেক্ট নিয়ে আছি আ মাঝে, মাঝে আসলে আ আমাকে যখন আমি একদম কমার্শিয়াল জিনিসপত্র করি, আমার মাঝে, মাঝে নিজেকে ফ্রড মনে হয়। <chuckles> যে মনে হয় যেন মানে কনফিডেন্স থাকে না। মানে যদিও আমি কাজ করতে, করতে সেই দিক দিয়ে আত্মবিশ্বাস আছে যে আমি কি করতে পারব কিন্তু একদম মনের ভিতর থেকে কিন্তু অ্যা যেমন এই যে পেইন্টটা successfully করার পরে আমার মনের মধ্যে, যে একটা বিশ্বাস আসলো সেই বিশ্বাসটা আসলে আমার কাজটার মধ্যে আসার কারণ আমি জানি যে সে কা যেই কাজটা আমি করতেছি সেটার জন্য আসলে আমি অত বেশি এনজয় করি না কাজটাকে। তো সেটা অনেক সময় হতে পারে।
জি, জি, জি। উ জি, জি। জি, জি, জি। জি, জি। জি, জি। উহু, হু, হু। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম হু। আচ্ছা। উহু, হু, হু। জি। আচ্ছা। বুঝছি। জি, জি। জি, জি, জি। <chuckles> জি, জি। হু, হু, হু, হু। জি, জি। উহু, হু, হু। আ জি, জি, জি আসলে এমন, এমন হওয়াই আসলে স্বাভাবিক। আপনার যেটা পছন্দের হবে সেটাই আসলে ভালো লাগবে আর অন্য বিষয়গুলা দেখতে খারাপ লাগবে, তাই না? আর সেই আপনি যেটা পছন্দ করবেন সেই বিষয়ে কিন্তু আত্মবিশ্বাসও বাড়া বাড়বে, তাই না?
হুম। জি। জি। হুম, একদম।
উম আ সো আসলে, আ আপনার মতে আর কি যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনি কোন বিশেষ অভ্যাস বা পন্থা মেনে চলেন নাকি?
হুম, আচ্ছা। হুম। হুম, আমি যদি বলি ওই যে যেটা বললাম যে আমি ১ম, এই অ দেখা যাচ্ছে যে একটানা আমি কাজটা করে থাকি। আমি আসলে ৫ মিনিটের জন্য হলেও ওই কাজটা করব। যেমন আমি যে পেইন্টিং করছিলাম আর কি আমি প্রতিদিন ৫ মিনিটের জন্য হলেও করতাম। কারণ দেখা যাচ্ছে যে আসলে আপনি ১ মিনিট করলেও কিন্তু ডেইলি যখন করেন তখন কিন্তু এই জিনিসটা বড় আস্তে, আস্তে ছোট, ছোট থেকে কিন্তু অনেক বড়, বড় আপনার impact পড়ে। আমার যেটা মনে হয় আর কি। <chuckles>
জি, জি। জি, আচ্ছা। আ হ্যাঁ। আচ্ছা। উহু, হু। জি। এটা বাহ! এটা তো খুব ভালো idea দিচ্ছেন। এটা তো আমি আসলে apply করতে হবে। আমার আসলে <chuckles> এমন হয় আমি হচ্ছে like আমার ক্ষেত্রে এমন হয় কি ধরেন ৫-৬ দিন একদম কিছু করব না। ২ দিন পুরা সব করব। অ যেমন পরীক্ষার রাতের মত। <chuckles> আমার সব কাজের ক্ষেত্রে আসলে এমন। আসলে আমি তি আমি আসলে remote remote, আ অ অ office করি তো। ২-৩ দিন ধরে ঠিকমতো কাজ করি নাই। So আজকে খুব প্রা pressure নিয়ে কাজ করা লাগছে। ৭-৮ দ ১২ ঘণ্টার মত খালি কাজই ক করে গেছি। <chuckles> ওই যদি আমি প্রত্যেকদিন ঠিকমতো করতাম তাহলে আসলে আজকে এত বেশি pressure নেওয়া লাগত না।
বাহ! thank you। হুম। আচ্ছা। হুম। হুম। ওহো! আমারও মনে পড়ে আমারও একই করতাম পরীক্ষার আগে। <chuckles> হুম। উ জি, জি। হুম। হুম। ওহো! আচ্ছা। <chuckles> হুম।

কিছুদিন কাজ করার পরে যদি জিনিসটাকে give up করে দেই বা ভাবি যে না থাক আমি কালকে করব বা পরশু করব, তাহলে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কালকে পরশু আর হয় না। সেই জিনিসটা কিন্তু আসলে সপ্তাহ হয়ে যায়, মাস হয়ে যায়।
হু, হুম, হু, হুম। জি, জি, জি। উহু, হু, হু, হু জি। হ্যাঁ, হ্যাঁ, একদমই, একদমই। জি, জি আসলে, আসলে আসলে এমন হয়। আ লেগে থাকার যে বিষয়টা যে continuously লেগে থাকার বিষয়টা আসে। আপনি আ ৫ দিন পরে, পরে লেগে থাকলেন তাহলে কিন্তু হবে না। Continuous আ যে একটা বিষয় সেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি উল্লেখ করেছেন আরকি। So আসলে আ আরো আরো অনেকগুলা বিষয় আসলে হইতে পারে। যেমন ধরেন, আ আমরা আসলে নিজেদেরকে নেতিবাচক আ আত্মকথন বা নিত্ত যখন মনে, মনে কথা বলি বা নিজেরা নিজেকে বলতে পারি যে আসলেই উম আ কিছুই পারি না, এসব কথা বলা যাবে না। Like আ আমরা বলতে পারি আ "আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি পারবো।" এইরকম একটা মনোভাব যদি থাকে বা নেতিবাচক আত্মকথন থাকে তাহলে এক সবসময় একটা motivator থাকবে না। আ আপনি আরেকটা movie তে দেখেছেন কিনা আমি জানি না। আ '3 idiots' movie তে অ্যা দেখেছেন কিনা আমি জানি না। সেটাতে সবসময় বলতেছিল "All is well, All is well" না? So আসলে <chuckles> এই বিষয়টাই কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস জন্যই আসলে ও ইউস করত তাই না?
হুম। আন জি। জি, একদম। হুম। জি। হুম। আ জি। হুম। হুম। হুম। হ্যাঁ। জি। হুম। জি। হু, একদম। হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অবশ্যই, একদম। আবার আমি দেখেছিলাম যে, অ recently আমি একটা movie দেখেছিলাম। "Twelve Fail" দেখেছেন কি?
জি। জি। জি। জি, জি।
হ্যাঁ, তো ওখানে কিন্তু আমি যেটা দেখলাম যে আসলে আপনি যত পরীক্ষা দেন বা আপনি যত বার, বার যখন try করেন, আপনি কিন্তু আসলে জানেন যে আপনি আ আপনার weakness-গুলো বের করতে পারছেন। সে হচ্ছে যে এই confidence-টা থাকে যে আসলে আমি বারবার fail করব কিন্তু আসলে আমাকে restart করতে হবে। Restart এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু এটা আসে, তাই না? যে restart-টা করতে পারলে কিন্তু সেই ভরসাটা আমাদের মধ্যে আসে, সেই confidence-টা আমাদের কাছে আসে। আমরা জানি যে আসলে আমরা fail করব। ধরে রাখব যে আমরা fail করব কিন্তু এই fail থেকে কিন্তু আমাদের সামনে আগাতে হবে। এটাই হচ্ছে restart।
টি জি। জি, জি, জি, জি। জি। উহু, হু। একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি, জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা, হা, হা, হা restart একটা restart ওই librarian দিয়ে বলতো না যে restart কিন্তু আসলে তো হয় নাই কিন্তু। তাও কিন্তু হাল ছাড়ে নাই। ও তা তাও কিন্তু আত্মবিশ্বাসী।
হুম, একদম। জি। হ্যাঁ।
জি। <chuckles> ওইটা সুন্দর আসলে, হ্যাঁ। উম হ্যাঁ, আসলে movie থেকে আসলে আমরা অনেক কিছুই দে like motivated বিষয়গুলা আমরা আসলে দেখি, তাই না? আ তারপর আরেকটা movie র কথা যদি আমি বলি আপনার আ আ আমির খানের ওইযে একটা movie ছিল একটা ছোট বাচ্চা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই movie টাও কিন্তু ওই রকমই ছিল, না? যে like অ্যা একেকজনের একেক বিষয়ে knowledge থাকবে বা জ্ঞান থাকবে। But নিজেকে নিজের আত্মবিশ্বাসী হইতে হবে। কিন্তু ওই ছে ছেলেটা কিন্তু সুন্দর ছবি আকঁতো, না?
একদম। <chuckles> জি। হ্যাঁ। একদম। আচ্ছা। "তারে জমিন পার", হ্যাঁ। হুম, একদম। হুম। জি। অবশ্যই।

ও হ্যাঁ, হ্যাঁ, আমি বলছিলাম যে আসলে আপনি যেটা বলেছেন, ঠিকই বলেছেন, যে আপনি আসলে যত জানবেন একটা জিনিসের ব্যাপারে তত কিন্তু আসলে আপনার option বের হবে। আমি দেখি যে আপনি যদি কোন জিনিস যা না জানেন আপনার কাছে একটা মনে করেন আপনার আপনি একটা রাস্তায় চেনেন আছেন আপনি সোজা যে সামনে দেখলেন যে এটার সামনে দেয়াল তখন কিন্তু আপনি আশেপাশে কোথাও যাবেন না। কিন্তু আপনি আসলে যদি জানেন ওই জিনিসটার ব্যাপারে আপনি কিন্তু করতে পারেন কি আপনি সাইডের রাস্তার গলি দিয়ে আপনি ওই দেয়ালটা পার হয়ে যেতে পারেন। আপনি পিছনের রাস্তা দিয়ে যেতে পারেন। আপনি হচ্ছে যে অন্য বাস দিয়ে বা প্লেন দিয়ে সেটার উপর দিয়ে যেতে পারেন সেই দেয়ালের উপর দিয়ে। তো এরকম কিন্তু প্রচুর option আসে, তাই না?
আহা! জি। একদম, একদম। হুম, হুম। জি, জি। জি। জি। হু, হু, হু, হু। জি। একদম। জি, জি, জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। একদমই, একদমই তাই। So আসলে like আ আমার ক্ষেত্রে কি হয় like যখন আসলে আত্মবিশ্বাস কমে যায় তখন আমি আসলে like উৎসাহ দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে like আ আমার কাছে মনে হয় meditation করা, আর হচ্ছে আ দে pray করা। Like আ প্রার্থনা যেটা সেটা যেকোনো ধর্মের বিভিন্ন, বিভিন্ন হইতে পারে ধরেন, আ আ so ওই প্রার্থনা করার বিষয়টা আমার কাছে মনে হয় যখন স্রষ্টাকে স্মরন করি বা উম meditation করি তখন আবার আসলে মনে হয় যে আত্মবিশ্বাসটা আবার ফিরে আসে। এই বিষয়টা আমি করি আরকি। So আপনি আসলে কি করেন যে পুনরাজ্জীবন পুনরুজ্জিবীত হওয়ার জন্য আত্মবিশ্বাস নিয়ে?
হুম। জি। হুম। জি। হুম। আচ্ছা। হুম। জি। হুম। হুম। জি। হুম। অবশ্যই। হুম। আমি আসলে আবার try করি, <chuckles> যেটা main জিনিস যে আমি যদি না পারি আমি আবার try করি আবার practice করি। আ যতক্ষণ পর্যন্ত আসলে practice এ ঠিকঠাক ভাবে না হয় আমি হয়তো পুরাটুকু আঁকি না। আমার হা মজাদার একটা ঘটনা যে আমি আসলে realistic ছবি আঁকার সময় জি।
আচ্ছা। আচ্ছা। বাহ! জি, জি। হু, হু। আ আ আ জি, জি, জি, জি। না আমি আসলে like আ আপনার, আ আমি যদি আরেকটু interrupt করি, আমি আসলে আপনার কাজ কিভাবে করেন সেটা বলি নাই। আমি বলছি, বলেছিলাম যে আত্মবিশ্বাস যখন কমে যায় like তখন কি করেন? Like আ আপনি কি আবার কিছুক্ষণ পরে যেয়ে try করেন বা নাকি আবার কু
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হুম। হুম। হুম। আবার শুরু করি। আবার হচ্ছে ওই কাজটাই শুরু করি। কাজটা শুরু করলে আসলে আমি যখন দেখেছি আগের থেকে improve হচ্ছে তখন কিন্তু আসলে আমার আত্মবিশ্বাসটাও একইভাবে বেড়ে যায়। তো ওইটার সাথেই আসলে related আরকি <chuckles> জি।
হু, হু, হু, হু। জি, জি। বাহ, বাহ! ও বাহ! তাহলে তো বেশ ভালোই। আসলে আপনার, আপনার এই concept গুলা আসলে খুবই কার্যকরী হবে। আমার কাছে মনে হচ্ছে আমারে আপনার ওই concept টা খুবই ভালো লেগেছে যে প্রত্যেকদিন ১ মিনিটের জন্য করা। আজ এক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আবার আলোচনা হবে।
<chuckles> <chuckles> Thank you। জি। <chuckles> অবশ্যই। আমারও। জি। আপনার সাথে কথা বলে আমার চমৎকার লাগলো! আশা করি সামনে এভাবে গল্প হতে থাকে বে আড্ডা হতে থাকবে। তো আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুভকামনা রইল।
জি উম জিয়া জি। জি, জি। জি, জি। আপনেও অনেক ভালো থাকবেন। জি আপনার জন্য অনেক শুভকামনা, শুভরাত্রি।
শুভরাত্রি।